তারপরে 'হিমালয়।' ঠিক আছে? <chuckles> আমি আসলে আম এসব অবশ্য আমি একটু পুরাতন গানের দিকে বলছি যে এইসব গানগুলো যখন আপনি শুনবেন, ঠিক আছে? তখন আপনি এটা বুঝতে পারবেন যে এই গানগুলো কিন্তু আসলে শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়নি।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জি, জি, জি, জি, জি, জি, জি, জি, ভাই। সেটাই, সেটাই। আ আমি যদি আরেকটা গানের কথা বলি ভাই আপনি হা হয়তো অবশ্যই শুনেছেন, সেটা হচ্ছে আচ্ছা, দাঁড়ান আমি একটু মানে ভেবে নেই যে যে গানটা আসলে ছিল
জি, জি, জি। জ্বি। হুঁ, হুঁ। হু, হু।
আ লাইক মেয়ে নিয়ে আরকি লাইক আ আপনার আইয়ুব বাচ্চুর আইয়ুব বাচ্চুর মে বি। মানে ওই গানটা কিন্তু মানে এখনো কিন্তু আপনার মানে যখন কোনও ব্যান্ডে মানে আসে নতুন, নতুন শিল্পীরা। উনি তো এখন নেই কিন্তু লাইক ওই নতু্‌ন, নতুন শিল্পীরা কিন্তু অনেক গায় আরকি। আবার আরেকটা যদি আমি বলি আ জ্বি, জ্বি, জ্বি, জ্বি। আ
আচ্ছা, আচ্ছা। আ কোন শিল্পীর? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। হুম, 'সেই তুমি'? আচ্ছা, আচ্ছা। "সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে।" ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা আরেকটা গান আরেকটা গান ভাই আমি যদি বলি ইয়ার গান। তপুর গান কিন্তু এখনো জনপ্রিয়। অ উনি কিন্তু এখন কিন্তু ওর গানগুলা, আগের গানগুলা কিন্তু অনেক জনপ্রিয়। কি উনি কিন্তু দেখেন ভাই professionally গানগুলা করে নাই। মানে ওনার একটা YouTube চে ছোট YouTube চ্যানেল আছে। ঐটাতেই কিন্তু ছাড়ছে না।
হু, হু। একদম, একদম। হু, হু, হু, হুম। জ্বি, জ্বি, জ্বি। আসলেই হু, হু। হু, হু। জ্বি, জ্বি, জ্বি। একদম, একদম। এই যে এই জিনিসটািই আমি বলছিলাম যে আম আজকের সময়ের ক্ষেত্রে সে গানের যে মান আছে, হ্যাঁ? সেটা আসলে এম এ জনপ্রিয়তার সাথে যে একটা ভারসাম্য বজায় রাখার টা জন্যই আসলে মানে দেখা যাচ্ছে কি? ২ পক্ষ আসলে একটু clash করে ফেলতেছে যে গানের মান এ অনুযায়ী জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে না। আ জনপ্রিয়তা অনুযায়ী গানের মান হচ্ছে না। আ ব্যাপারটা আপনি খেয়াল করবেন যে মিনার কিন্তু বেশ ভালো গান করতো একসময়। তাই না? মিনার মিনার কিন্তু বেশ চমৎকার গান করতো। কিন্তু ইদানিং কালের মধ্যে মিনার কিন্তু বেশ মানে খুব একটা ভালো কাজ করছে না। তাই না? এ এমনকি মি
জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম। আচ্ছা, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, আপনি মিনারের কথা বলে আমার আরেকটা কথা মনে করায় দিছেন। সরি আমি interrupt করার জন্য। আসলে এনও আ নোবেল, নোবেলের কথা যদি আপনি বলেন যে মানে খুবই talented একটা জ্বি, জ্বি।
জ্বি, জ্বি, না। অবশ্যই, অবশ্যই। আ খুব unique একটা voice। খুবই talented একটা ভয়েস, খুবই talented একটা voice এবং তার এখন পর্যন্ত যে কয়টা আসলে মৌলিক গান বের হয়েছে সে কয়টা মৌলিক গান আসলেই বেশ চমৎকার। এটা বলতে আমি বাধ্য। কিন কিন্তু
উম জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এ সেটা অর্থের পিছনে হ্যাঁ, বলেন, বলেন।
এই যে উম তার গানের মান এবং জনপ্রিয়তার মধ্যে সে ভারসাম্যটা সে আসলে রাখতে পারছে না আরকি। <chuckles>
জ্বি, জ্বি, জ্বি, জ্বি। মানে সেটাই। মানে যে অর্থব বলেন বা অন্যান্য মানে বিষয়গুলা mainly এ তো আসলে অর্থের পিছনেই ছুটার কারণে বা অর্থের প্রতি ইয়ে হয়ে যাওয়ার মোহের কারণেই তো ওনার যে গানের প্রতি বা ওনার অন্যান্য যে সামাজিক একটা ইয়ে ছিল ওই জিনিসটা কিন্তু উনি হারিয়েছে না।
হু, হু। একদম। হু, হু। হু, হু, হু, হু। হুঁ, হুঁ।

হ্যালো।
হ্যালো। কেমন আছেন?
আ এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আপনার কি অবস্থা?
জ্বি, ভাই আমিও বেশ ভালোই আছি। আবহাওয়া এত গরম না। আর মোটামুটি বাতাস আছে বাইরে। যদিও বৃষ্টি নেই তাও মোটামুটি ভালোই বলা চলে আরকি। আপনার কি অবস্থা ভাই?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ। চমৎকার। আসলে আমি যখন আসছিলাম বাহিরে থেকে তখন আসলে ড্রাইভ করতে, করতে আমি দেখলাম যে বেশ একটু ঝড়ো বাতাসের মধ্যে পড়ে গেলাম। এবং বাতাসটা খুব ঠান্ডা ছিল। যার কারণে আসলে আমারও খুব ভাল লাগছিল এবং আস্তে, আস্তে বেশ গান শুনতে, শুনতে ড্রাইভ করছিলাম। খুব ভাল লাগল। <laughs>
হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, মানে আপনি কি গাড়িতে এসেছেন নাকি বাইকে?
আমি গাড়িতে আসছি এবং গাড়িতে সাউন্ড সিস্টেম এ আসলে গান শুনতে, শুনতে আসছিলাম। এবং অব ইদানিং কালের মধ্যে আসলে মানে নতুন গান না আমি পুরনো গানগুলো শুনছিলাম আরকি। <scoffs> আমার কাছে মনে হয় যে এইরকম একটা আবহাওয়া যেরকম ঝড়ো আবহাওয়া আসলে একটু বাইরে ছিল। সেখানে আসলে মনে হয় পুরনো গানগুলো মনে হয় একটু ভালো সুইট সুইটেবল ছিল আরকি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম, হুম, যে আমার কাছে এখনো মনে হয় যে মানে বর্তমান আধুনিক গান থেকে পুরো পুরাতন গানগুলা কেমন জানি একটা মন ছুঁয়ে যায়। তাই না?
জ্বি। আ আসলেই, আসলেই। কারণ আম আমার কাছে মনে হয় যে আ এখনকার শিল্পী যারা আছেন তাদের মনে হয় আসলে অর্থের প্রতি একটু লালসাটা বেশি। এবং তারা আসলে রিয়াল আর্ট বা সত্যিকারের সৃষ্টিশীলতা যে ব্যাপারটা থাকে আমার মনে হয় তারা আসলে হারিয়ে ফেলছে। আপনি কি ভাবেন ভাই?
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বি, জ্বি, জ্বি, ভাই আসলে এখন ধরেন আগের দিনে কিন্তু আগে কিন্তু মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে হচ্ছে বেশি মানে নজরদার শিল্পীরা। লাইক একটা গান বের করত সেটাই কিন্তু হিট হইতো না? এখ এখন যদি আমি দেখি মানে শিল্পীরা ধরেন এখন তো অনেক মাধ্যম আছে গান ছড়ানো। লাইক সোশ্যাল মিডিয়া বলেন, YouTube বলেন, এই তারপর Spotify ভাই বলেন এইসব যে মাধ্যমগুলো। তো ওর তো লাইক যত বেশি গান দিতে পারবে তত বেশি ভিউজ হবে, তত বেশি অর্থ হবে। এই যে একটা মাইন্ড সেট এসেছে শিল্পীদের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে এটা মানে কোয়ালিটির দিক থেকে মানে অনেকটা মানে নষ্ট হচ্ছে আরকি।
জ্বি। হু, হু। একদম। জ্বি, জ্বি, জ্বি। আসলে আসলে ইয়ে। জ্বি। হুম, হুম, হুম, একদম, একদম। হুম, হুম, হুম। হ্যাঁ। হু, হু, একদম, একদম। জ্বি, জ্বি। হুম, হুম, হুম। একদম। হু, হু, হু। জ্বি, জ্বি, জ্বি। হু, হু।

একদম, একদম। এখন গান তো ভাই সবাই গাচ্ছে। ঠিক না? গান আম আপনি যদি চিন্তা করে দেখেন, অ্যা হিরো আলমও কিন্তু এখন কিন্তু গান গায়, তাই না? <chuckles>
<giggles> হ্যাঁ ভাই ওগুলো কিন্তু মানুষের view হয় বেশি। নাইলে ও যাচ্ছে কেন? অবশ্যই মানুষ দেখছে।
একদম। আসলেই অবশ্যই, অবশ্যই মানুষ দেখছে, অবশ্যই মানুষ শুনছে। তাই না? তো হিরো আলম কিন্তু আসলে এসব গান করে বেশ জনপ্রিয় হয়ে গেছে। তাই না? কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে আসলেই কি হিরো আলমকে আমরা artist হিসেবে বলতে পারি? অবশ্যই না। হ্যাঁ, একদম সেটাই। কারণ হচ্ছে তার গানের মান কিন্তু ঠিকঠাক নেই। তার গানের মান যদি ঠিকঠাক থাকতো এবং সে অনুযায়ী যদি পজিটিভ একটা পপুলারিটি বা জনপ্রিয়তা তার মধ্যে থাকতো তখনই আমরা তাকে একজন artist হিসেবে হয়তোবা দেখতে পারতাম। তো সেই হিসেব করে আপনি যার কথা বললেন নোবেল তার কিন্তু আসলে পজিটিভ একটা popularity ছিল কিন্তু বেশ দুঃখের বিষয়। একদম দুঃখের বিষয়। তবে আমার আমার কাছ কাছে মনে হয় কি যে বর্তমান সময়ের যে গানগুলো বেরোচ্ছে, বিশেষ করে নতুন, নতুন কিন্তু অনেক band আসছে, নতুন, নতুন কিন্তু অনেক ভালো, ভালো musicians আসছে। যারা কিনা বেশ ভালো, ভালো গান করছে। কিন্তু আ বেশ দুঃখের ব্যাপার যে মানে তারা কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছতে পারছে না। বা মানুষ আসলে কেন জানি, আমার কাছে মনে হয় কি যে ভালো গান শুনতে চায় না ব্যাপারটা। কখনো কি খেয়াল করেছেন?
হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই বলতে হয় না। আমি comedian বলা যায় আরকি যে লাইক মানুষকে জ্বী, জ্বী, জ্বী। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, ধরে রাখতে পারিনি আরকি। হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। জ্বী। হুম, হুম। হুম। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। মানে মানুষ viral জিনিস বা যেটাতে হাসি ঠাট্টা পায় বা মজা পায়। বেশিরভাগ খে বেশিরভাগ মানুষই ভাই। আমি সব মানুষকে বলবো না। মানে বেশিরভাগ মানুষই যে
হ্যাঁ, একদম। হুম, হুম। অবশ্যই, অবশ্যই বেশিরভাগ মানুষ। একদম। দেখা যায় কি যে একটা গান viral হয়েছে বা একটু আসলে সুড়সুড়ি দিচ্ছে। ঠিক আছে? সেটাত সেটাতেই হচ্ছে আসলে মানুষ আর মানে বেশি ইন্টারেস্ট ফিল করে। এবং দেখা যাচ্ছে কি যে মা মানে এই যে এই ছোটাছুটির পেছনে যখন কিনা আসলে মানুষ যখন একটা গানের পেছনে ছুটে পড়ে মানে ছোটে তখন কিন্তু সেই গানটা থেকে বেশ কিছু টাকা পয়সা উপার্জন হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা যায় কি যে artist রাও আসলে ওভাবে করে চিন্তা করে যে আম ঠিক আছে এই হ্যাঁ টাকা-পয়সা কিভাবে করে আসবে? যখন আবা আরো কিছু কামাতে পারি নাকি? তো যাই হোক ভাই আমরা আসলে তো আশা করতেই পারি যে আসলে ভালো কিছু গান বের হবে সামনে। তাই না? এবং ভালো কিছু শিল্পী আসলে তৈরি হবে এবং শিল্পীরা আসলে সৃজনশীলভাবে কাজ করে যাবে সামনে।
হু, হু। <giggles> হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। ঠিক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে বসে কিভাবে আসবে? হু, হু, জী। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী ভাই অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে সেক্ষেত্রে ভাই আমাদেরও মনে হয় যে মানে নিজেদের দিক থেকে ভূমিকা রাখতে হবে যাতে অর্থের পিছনে ছুটতে না হয়। জ্বী, জ্বী, জ্বী।
তো হুম, হুম একদম যতটুকু একদম শ্রোতা হিসেবে ভূমিকা রাখা যায়। জ্বি, জ্বি, জ্বি। ঠিক আছে ভাই, অনেক কথা হলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে?
হুম। আপনিও ভাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।
জ্বি, জ্বি। একদম, একদম আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।
জ্বী, জ্বী।

আমি বলব যে প্রীতম হাসানের গান যেগুলো আছে, হ্যাঁ, আগের যেসব গানগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটা গান খুব চমৎকার। যেমন এই যে 'তুমি ভেঙে পড়ো না।' তারপরে হচ্ছে আ আমের মসজিদ আম মাঝখানে একটা গান বের হয়েছিল না প্রীতমের? আম
হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোকাল বাস?
না। না, না। লোকাল বাস না। একটু ডিফারেন্ট টাইপস এর। নে আমি তো চাই স সব হারিয়ে যাক কিরকম একটা গান। আ বেশ চমৎকার লেগেছিল। বেশ চমৎকার লেগেছিল।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ভিডিওটা এমন না জঙ্গলের মধ্যে ভিডিওটা ছিল। আচ্ছা। হু। জী, জী, জী, জী।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক একটু ডিফারেন্ট টাইপস এর ভিডিও। এবং আমার কাছে ওই টাইপস এর কাজগুলো যখন প্রীতম হাসান যখন কিনা সবার সামনে নিয়ে আসলো তখন মনে হয়েছিল যে আসলে প্রীতম হাসান মনে হয় আসলে আউট ওফ দা বক্স। কিন্তু পরবর্তীতে যখন কিনা আসলে বাংলা সিনেমাতে তার যে কাজগুলো দেখলাম আ যে মোটামুটি বলা যায় যে অর্থ উপার্জনের চাপ যেটা। তবে আমি আসলে সেটা দ এখানে প্রীতম হাসানকে দোষারোপও করতে পারি না কিছু, কিছু ক্ষেত্রে। কেন জানেন? যে শিল্পীরা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশি শিল্পীরা আসলে শেষ বয়সে যে আসলে আ দুঃস্থ শিল্পী হিসেবে আসলে সবার কাছে হাত পাততে হয়।
হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ। <chuckles> জী। জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এহ কেন? উহু, হুম, হুম, হুম, হুম। জ্বি, জ্বি, জ্বি, জ্বি ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই আমি রিসেন্টলি একজন শিল্পীকে দেখেছি। এ যিনি আগে হচ্ছে লাইক ঢোল ঢোল বাজাতো বা ঢোল বাজিয়ে গান গাইতো। আমি নামটা ভুলে গেছি। আ আপনি কি ঐযে বি বিটিভিতে অনেক বেশি আসতো আরকি। লাইক লালন গীতি টাইপের গানগুলা গাইত। রিসেন্টলি খুবই অসুস্থ হইছে। দেন হচ্ছে এইটা ডিফারেন্ট ইউটিউবার বলেন মানে সেলিব্রিটি বলেন তাদের কাছে অর্থ সাহায্য চাচ্ছে। সো এই বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে আসলে যে উনি এত জনপ্রিয় শিল্পী ছিলেন একসময়। কিন্তু যে অর্থের অভাবে এখন চিকিৎসা করতে পারছে না। সো আসলে আপনি যেটা বলছেন যে এটাও আসলে একটা বড় কারণ যে শিল্পীরা অর্থের পিছনে ছুটছে।
জ্বি, জ্বি। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। উহু, হু। উহু, হু। হু, হু। একদম। হু, হু, হু, হু। আসলেই। জ্বি। হ্যাঁ। আসলেই, আসলেই। আমার যেমন আমি আমার কাছে মনে আছে যে আ আমি এ শেষ আ একটা গান আমার খুব ভালো লেগেছিল। আম আ আপনার আমি জানি গানটা আপনি অবশ্যই শুনবেন। সেটা হচ্ছে এস আই টুটুল 'রাতের ধ্রুবতারা'। 'ধ্রুবতারা' একটা গান আছে। অনেক আগের গান ভাই, অনেক আগের গান। যেমন খাল না পড়ে খালিদের 'সরলতার প্রতিমা।' ঠিক আছে?
হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনেছি, শুনেছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী।

আসলেই, আসলেই দেখবেন কি যে আ ভিউ ব্যবসা নামে একটা টার্ম কিন্তু এখন বের হয়েছে। ব্যাপারটা খেয়াল করেছেন? তো এটা মূলত এসছে হচ্ছে আপনার YouTube থেকে দেখা যায় কি যে YouTube কত ভিউজ এ কত টাকা পাওয়া যায়।
জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
সেই ব্যাপারটা নিয়ে আসলে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় বাজারে। কিন্তু আদতে কিন্তু আসলে YouTube থেকে যে খুব বেশি কিন্তু তারা টাকা কামাই করতে পারছে তা কিন্তু না। কেং কিন্তু অ্যা দেখা যাচ্ছে কি যে উদ্দেশ্যটা আসলে এখন হয়ে গেছে কি যে, যত ভিউজ পাবো তত বেশি আসলে টাকা আসবে এবং টাকার জন্য মানুষ দেখা যাচ্ছে কি যে মানুষ আসলে অ্যা সাময়িক আনন্দর জন্য যে টাইপসের আসলে গানগুলো শুনে থাকে সেই গানগুলোই আসলে মনে হয় বাজারে একটু বেশি প্রচলিত না?
জি, জি, জি, জী, জি। উহু, হু জি সেটাই। হুম। হ্যাঁ। জি, জি, জি, জি, জি। উহু, হু, হু, হু সেটাই ভাই মানে ধরেন আ আমি যদি মানে বাংলা গানের কথাও যদি বলি ভাই। তাহলে দেখবেন যে বাংলা গানের যে মানে 90s এর বা 20s এর ১ম, দিকে যেই গানগুলা আসছে ভাই, এখনো কিন্তু ধরেন এখনো যারা লাইক ইয়ং জেনারেশন এর বা হচ্ছে আপনার মানে টিন, টিন age এর তারাও কিন্তু এখনো শুনছে। যেমন ধরেন ভাই মানুষ যদি ভালো দেখে এইগুলো আমি, আমার ফেভারাইট ব্র্যান্ড এর কথা বলি ভাই 'Shironamhin', 'Shironamhin' ওরা কিন্তু মানে ডেইলি, ডেইলি গান আনে না ভাই। মানে কয়েক বছর বা কয়েক ইয়া পরে একটা গান আনে। গানটাই কিন্তু হিট হয়। তাই না?
ও। জি। জি, জি, জি। হু, হু। হু, হু, হু। জি, জি। হু, হু। জি, জি। হু, হু, হু। একদম। জি, জি। হু, হু, হু, হু। হ্যাঁ। একদম, একদম। আসলে, আসলে। আমি 'Shironamhin' আসলে নিজেও অনেক বেশ বড় ভক্ত। এবং আমার মনে আছে যে তারা যখন 'জাহাজী' অ্যালবামটা যখন ১ম, বের করেছিল, আমি সেটা পয়সা দিয়ে কিনেছিলাম। আমার মনে হয় যে খুব কম পয়সা দিয়ে আসলে তখন আম সিডির যুগ ছিল তো। সিডির যুগে আসলে পয়সা দিয়ে আসলে কেনা অ্যালবাম মনে থাকার মতো একটা ব্যাপার ছিল। এবং অ্যা বেশ চমৎকার সৃষ্টিশীলতার একটা ছোঁয়া ছিল সেখানে। এবং আ আমি মনে করি কি যে তখনকার সময়ে তারা কিন্তু আসলে গান যেগুলো করেছিল সেগুলোতে কিন্তু আসলে ব্যবসায়িক কোন মানে উদ্দেশ্য থেকে তারা গানগুলো করেনি। তারা কিন্তু ছিল যে সৃষ্টিশীলতার একটা যে তাদের নিজস্ব সৃষ্টিকে মানুষের সামনে আসলে প্রেজেন্ট করা এবং মানুষকে আসলে নতুন একটা ধাঁচের সাথে পরিচয় করানো ছিল তাদের মূল উদ্দেশ্য। তাই না?
জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। হু, হু। হু, হু। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। সেটাই, সেটাই, সেটাই ভাই। মানে দেখেন মানে ১ম, এ কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ গানই ছিল লাইক ইয়া আ ব্যান্ডের কিন্তু ওইরকম অ্যার প্রচলন ছিল না। লাইক অ্যা শুধুমাত্র ওই হারমোনিয়াম দিয়েই বেশি গান হইতো না? বা হারমোনিয়াম বা ই কিন্তু ব্যান্ড এর জি, জি।
হু, হু। জি। হু, হু, হু একদম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আধুনিক, আধুনিক গান যেটাকে বলি আমরা আরকি। <chuckles>
জি, জি, জি, জি, জি সেটাই, সেটাই। আ আধুনিক গানের যে প্রচলনটা আসছে মানে ওদের মাধ্যমে এটা কিন্তু আসলেই মানে এখন পর্যন্ত মানে সেটা মানে ভোলা যায় নাই। দেখেন অ্যা এমন কিন্তু ধরেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যে য পুরাতন মানে আমি যদি বর্তমানের দিকে তাকাই তাই আ পুরাতন জিনিস, পুরাতন জিনিসগুলার
জী। হু, হু। জি। হু, হু। জি। একদম হু, হু। জি। হু হুম। জি, জি। হু, হু।

হু, হু। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি আমি। বেশ চমৎকার আ বলেছেন আপনি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন যে, আ এই যে গান থেকে যে আ তারা আসলে যে আ অর্থের যে একটা সম্পর্ক, হ্যাঁ? গানের সাথে যে অর্থের একটা সম্পর্ক যে এখন যেটা আ এই মুহূর্তে আসলে সবার মাথা খেয়ে বসে আছে। আমার মনে হয় কি জানেন যে, এই নতুন, নতুন শিল্পী যারা আসছে, বিশেষ করে আমি একজন, মানে আ স মানে সঙ্গীত আসলে যে শ্রোতা, সে একজন শ্রোতার দৃষ্টিভঙ্গি থেকে আমি এটা বলতে পারি যে, তা এটাতে কিন্তু আসলে তাদের সৃজনশীলতাকে বেশ বাজেভাবে প্রভাবিত করছে, তাই না?
আচ্ছা। হু-হু। হুম। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী, জী, জী, জী, জী। না, অটোটিউন অটোটিউনের কিন্তু ব্যবহার বাড়ছে। এই <chuckles> যে ধরেন নতুন, নতুন গানের জন্য তো সুর বানাইতে পারবে না। ওঁরা ওঁনারা বেশিরভাগই অটোটিউন ইউজ করতেছে না?
আপনি একটা জিনিস খেয়া একদম। জী। <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ অটোটিউন তো অবশ্যই ব্যবহার করছে। তার সাথে ব্যাপারটা হচ্ছে কি যে, আম গানের কোয়ালিটি খুব কমেছে। আগে গানের লিরিক্স শুনলে, আমরা কিন্তু আসলে গানের লিরিক্সের সাথে মানে মধ্যে গানের লিরিক্সের মধ্যে আমরা একটা বিশাল বড় একটা অর্থ খুঁজে পেতাম। ঠিক আছে না? যেমন, আমি যদি একটা গানের কথা উল্লেখ করি যে 'সেই তুমি', গানটা তো আমরা সবাই শুনেছি, রাইট? আইয়ুব বাচ্চুর। একটা লেজেন্ডারি সং যেটা কিনা হচ্ছে যে আপনার আম পুরো বাংলাদেশ জুড়ে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা সেটা শুনেনি। তো, গানটার অর্থতে আসলে দেখবেন যে, যে বেদনা, যেই কষ্টটা প্রকাশিত হ করতে পেরেছিলেন আইয়ুব বাচ্চু, সেরকম করে মানে, এখনকার লিরিক্সগুলোতে দেখবেন, কোনো লিরিক্স আসলে সেরকম কোনো আসলে ছোঁয়া পাওয়া যায় না। এমনকি আমি বলবো যে, অনেক প্রখ্যাত শিল্পী যারা, বা বিখ্যাত শিল্পী যারাও আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে কি যে অর্থ উপার্জনের চাপে পড়ে, মানে স্রোতের সাথে গা ভাসিয়ে তাদের সৃজনশীলতাকে কিন্তু আসলে নষ্ট করছেন। আপনি কী মনে করেন ভাই?
হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী, জী, জী। হুম, হুম, হুম, হুম, হুম। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, জী। <chuckles> জী। জী, জী, জি। হুম। জী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। অবশ্যই, অবশ্যই। দেখেন প্রীতম হাসানের কথা যদি আমি বলি, প্রীতম হাসান কিন্তু ক্রিয়েটিভ একজন শিল্পী ভাই। না, আমার কাছে মনে হয়নি ভাইটি। ও কিন্তু, আ কিন্তু দেখেন, ও ও কিন্তু মাঝখানে একসাথে অনেকগুলা গান আনসে, না? সবগুলো গানের মধ্যেই কিন্তু অটোটিউন, মানে অ্যাড করে দিসে। তো এই যে, হ্যাঁ হ্যাঁ যে অর্থের জন্য এর গানের কোয়ালিটি চেঞ্জ করে ফেলসে, এই বিষয়গুলা আমার কাছে আসলেই, মানে শুন মানে একজন শ্রোতা হিসেবে ভালো লাগে নাই আরকি।
জী। হু, হু। <smacks lips> একদম। একদম, একদম চমৎকার। জী। হু, হু, হু, হু। <chuckles> জী। হু, হু, হু। <smacks lips> এইটা ঠিক, এটা ঠিক এবং
আ আর আর, জী জী ভাই, বলেন।